হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই। মানে দ আপনার আ আ আশেপাশের মানুষ যেমন হবে, আপনি আসলে ঐরকমই হবে। যেটা যেটা মানে বললাম বা আপনিও বললেন। আরেক বিষয় মানে আপনি কি ভাবেন আপনি আচ্ছা বলেন।
হুম। হুম, হুম। কিন্তু জি। কিন্তু আসলে সমাজটা আসলে এমন যে আপনি আসলে টোটালি আপনাকে 100 আপনি চাইলেও শ টোটালি 100% সত্য কথা বলে চলতে পারবেন না। ওইজন্য আর কি মাঝে, মাঝে কিছু হয়তো আপনাকে পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হয়। আর বা চুপ থাকতে হয়।
উহু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা আমি যদি আর একটু জানতে চাই যে সৎ হলেই কি সবসময় সফল হবেন? এরকম কোন আপনার মাইন্ডসেট থাকে? যে সৎ হলেই আমার কিত আমার ক্ষেত্রে কিন্তু সেটা থাকে আ
এখন আপনার এক্সপেকটেশন কত বড়? মানে আপনার এক্সপা আপনি স সফলতার এক্সপেকটেশন কত বড়? মানে আপনার ৳১০ হলেই আপনি খুশি? না আপনার একশ টাকা হলে আপনি খুশি? সেটা ডিপেন্ড করে।
হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা বিষয়টা আসলে আমার কাছে আসলে সফলতার বিষয়টা এমন না। আমার কাছে মনে হয় যে সফলতা একটা জার্নি টাইপের। লাইক কোন কিছু পাওয়াটা একটা সফলতা না। লাইক একশ টাকা পাইছেন মানে আপনি সফল, <blows air> ৳৫০ পাইছেন মানে আপনি অসফল বিষয়টা এমন না। লাইক আপনি ভালো আছেন কিনা? মানে আপনি কতদিন ধরে ভালো আছেন?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, তাহলে আপনি যদি জার্নিটাতে আপনি যদি জার্নিটাতে মন মনের দিক থেকে আপনি যদি সৎ থেকে সুন্দর মানে আপনি যদি মনে করেন আপনি শান্তিতে আছেন আপনি ওইটা সফল। আপনাকে স মানে অসৎ হইতে হবে না। আপনি যেটা মনে করছেন আপনি ঠিক আছেন ঐটাই ঠিক। ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর একটা আলাপ হল। আশা করি আমরা আসলে হ্যাঁ, অনেক কিছু শিখলাম ও নিজে নিজেও আ বিচার ব্যব আপনার সাথে কথা বলে আমি নিজেও নিজেকে অনেকগুলো বিচার করে ফেলেছি। তো আশা করি আরো সুন্দর একটা লাইফ এর দিকে যাবো। ধন্যবাদ।
অবশ্যই, অবশ্যই সফল হবে। আমার কাছে তো মনে হয়। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। সেটাই, সেটাই। সেটাই, সেটাই, সেটাই। হুম, হুম ,হুম। আপনার সাথে অনেক সুন্দর আলাপ হল। উহু। জি, জি। হুম বাহ! কথা হবে। ভাল ভালো থাকবেন। ধন্যবাদ। শুভ বিকাল।
ধন্যবা, শুভ